আসলে অ অফিসিয়াল জিনিসগুলোতে ক্লিয়ার কাট বলা উচিত। আ মনে করেন আপনি ক্লায়েন্ট এর সাথে কথা বলে যেটা বললাম যে একদম ক্লিয়ার কাট মেসেজ সে সাথে, সাথে, আপনি কলিগদের কাছে মনে করেন বললেন। তখন কলিগদের সাথে সম্পর্কের উপরেও কিন্তু এটা অনেক নির্ভর করেন। যদি কলিগকে আপনি আপু বলেন বা ভাইয়া বলে বলেন যে "এটা একটু দেখে দেন না আপু। এই যে এই জিনিসটা আমার।" তবুও কিন্তু একটা ফর্মালিটি রাখতে হয়, একটা রেসপেক্ট দিতে হয়। কারণ আপনি তার কাছ থেকে হয়তো জিনিস চাচ্ছেন। আবার আপনার যদি
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই, এই রেসপেক্টটাই কি আসলে শব্দের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে বোঝানো সম্ভব? আপনি মুখে যেমন বললেন যে, "এ আপু প্লিজ এইটা করে দেন।" এই যে আপনার গলার টোনটা থাকলো একটা অনুরোধমূলক টোন। এইটা কি আসলে আ মেসেজ বা টেক্সট এ বোঝানো সম্ভব একইভাবে?
অবশ্যই। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম 100% ভাবে তো অবশ্যই বোঝানো সম্ভব না। কারণ ভারবাল কমিউনিকেশন সামনাসামনি যে কমিউনিকেশন সেটা একদম অন্য রকম। কিন্তু তাদেরকে আসলে যখন মেসেজ দিব, আ আপু এই জিনিসটা আপনি যদি আমাকে কাইন্ডলি এভাবে, এভাবে দিতেন, তারপরে তার অফিসের কলিগদের সাথে আসলে আমি ইমোজি ব্যবহার করি, বসের সাথে হয়তো ব্যবহার করি না। অফিসের কলিগদের সাথে হয়তো একটা কিছু একটা দিলাম তাদের তারা বুঝতে পারছে যে আমি ডেসপারেট <chuckles> কিন্তু হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। অবশ্যই। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। স সেই যোগটা হয়ে বা সেই সংযোগটা আসলে কলিগদের সাথে হয়ে যায় বস দের সাথে একটু কষ্টের।
হ্যাঁ, বসদের সাথে হয় না। তখন তাদেরকে বলতে হয় যে, "বস, আমি এই জিনিসটা করছি। তো আপনি যদি আমাকে কাইন্ডলি ফলো ব্যাকটা দিতেন আমার অনেক ভালো হতো। আমি তাড়াতাড়ি জিনিসটা করতে পারতাম।" অনেক ফরমালি একটু আ মানে খুব নরম সুরে আ মানে সে আমার মেসেজ দেখলে আমি ধন্য হয়ে যাবো। ঐরকম অত বেশি তেলবাজিও না, কিন্তু নরমালি যে আপনি যদি এটা দেখে দিতেন আমার কাজটা এফিশিয়েন্ট হত এভাবে যখন বলা হয় তখন কিন্তু হ্যাঁ।
বাহ! বাহ! আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <laughs> জি। আচ্ছা। আপনার অভিজ্ঞতাটা আসলেই দুর্দান্ত এবং আপনি এত সুন্দর করে এটা বললেন আমার বোঝার ক্ষেত্রেও আসলে অনেক আ সাহায্য হলো। তো এখান থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি। দেখেন আ সোশ্যাল মিডিয়া বা এই যে টেক্সটিং মেসেজিং, হ্যাঁ? আমাদের প্রতিনিয়ত জীবনের একটা অংশ। বা আমরা সবাই ব্যবহার করছি আ সবাই ব্যবহার করছে এখন। তো ব্যাপারটা কি এমন যে এত বেশি ব্যবহার করার কারণে এই ব্যাপারটা আরো অনেক সহজলভ্য হয়ে গেছে বা এই মাধ্যমটাকে সবাই খুব হালকাভাবে নিচ্ছে? এমন কি আপনার মনে হয়?
জি, হ্যাঁ ধন্যবাদ। হুম, হুম। জি। একদম। হুম, হুম। হুম।